হ্যাঁ ভাই, বৃষ্টির মধ্যে যাই নাই বাট এমনে সমুদ্র সৈকতে যাওয়া হইছে। বাট সমুদ্র সৈকত সমুদ্রের দিকে তাকাইলেই আসলে লাইক নিজের মানে মনে হয় যে কিসের এত অহংকার, কিসের এত দম্ভ। আমরা হচ্ছে লাইক সমুদ্রের একটা বিন্দু অ পানির কণার মতো, তাই না? সো <scoffs> এই বিষয়গুলো আসলে feel হয়। আর ভাই খুব ভালো লাগে ভাই। মানে অনেক বেশি depression থাকলে মন প্রশান্ত হয়ে যায়। আমার কাছে ভাই depression এর থাকলে আমি আসলে বেশি যাই নে বিচে এ কক্সবাজার তো অনেক বেশ দূরে হয়ে যায়। সো, সি-বিচ কাছেই হয়। সি-বিচে যাওয়া হয়।
আচ্ছা। <chuckles> জি। হু, হুম। জি, জি। একদম, একদম। একদম। জি, জি, জি। একদম। হু, হু। হুম, হুম, হুম, হুম। একদম। জি। হু, হুম। জি, জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। আ আপনি তাহলে সি-বিচের আশেপাশেই থাকেন। বেশ চমৎকার। তাহলে তো ভাই আপনার মানে দেখা যাচ্ছে যে উম কাছাকাছি আছেন এবং দেখা যায় সমুদ্রের যে একটা বাতাস, যে ঠান্ডা বাতাস, যে ঠান্ডা আবহওয়া এটা কি খুব উপভোগ করার মতো একটা ব্যাপার-স্যাপার আপনার জন্য সু মানে সুবিধাজনক, রাইট?
জি, জি, জি। জি, জি। হু, হু, হু, হু। একদম, একদম। একদম ভাই। একদম, একদম। ওইখানের এ লাইক আমি বলছি না ভাই লাইক ওইখানে দেখলে আপনে আমার মনে হয় আমি আমার জীবনের মাহাত্ম্য বুঝতে পারি যে কিসের হ্যাঁ, লাইক <chuckles> ঐ বিষয়টা feel হয় আরকি ভাই। লাইক যে আ এত অহংকার, এত এত কিছু কেন? যে আসলে আমরা এই জিনিস সৃষ্টির কত ছোট একটা জীব, আমরা নিজেরে শ্রেষ্ঠ দাবি করি, তাই না? এই বিষয়গুলা feel হয় আরকি।
হু, হুম। জি, জি। হু, হুম। বাহ! বাহ! বাহ! হু, হুম। আচ্ছা, আচ্ছা। জি। জি, জি। একদম, একদম, একদম, একদম, একদম। জি, জি, জি। জি, জি। জোস, জোস। না আমার কাছে আ বিশেষ করে আমার কাছে মনে হয় কি জানেন যে যেই মুহূর্তটাতে আমি প্রকৃতির কাছে যাই সেই মুহূর্তটাতে আমার কাছে একটা জিনিস খুব বেশি আমি feel করি। সেটা হচ্ছে কি যে আমি যে এইযে জীবনের পিছনে ছুটছি, হ্যাঁ? আম সবকি সবকিছু কিন্তু নি নিয়মমাফিক চলছে, তাই না ভাই? প্রাকৃতিক ব্যাপারগুলো দেখেন যে কেউ না কেউ কে একজন আমাদের সৃষ্টিকর্তা কিন্তু খুব সুন্দর মত সাজিয়ে গুছিয়ে রেখেছেন। যেটা যখন হওয়া সেটা ঠিকই চলছে, রাইট? তা আমাদের মধ্যে আসলে এ্যা একটা ভাগ্যর নিয়ে একটা আফসোসের জায়গা থাকে যে, "ইশ! এই মানুষটা এরকম হচ্ছে বা ওই মানুষটা ওরকম করে পারছে, আমি পারছি না," হ্যাঁ? এরকম একটা জায়গা থাকে। তো সেই জায়গাটার ক্ষেত্রে থেকে আমার কাছে মনে হয় কি? যখন আমি প্রকৃতির কাছে যাই আমার সকল আফসোসগুলো আসলে মুছে যায়। যে এ্যা আসলে এত সুন্দরভাবে যদি কিনা nature চলতে পারে তাহলে আমার ভাগ্যেও নিশ্চয়ই ভালো কিছু আছে, তাই না? আমি যে এত আফসোস করছি বা আমি যে এ সবকিছু নিয়ে একটা নিজের মধ্যে নিজে একটা বোঝা নিয়ে বয়ে বেড়াচ্ছি, এটা তো ঠিক না এবং একটা সময় যেয়ে দেখা যাবে কি? যে সবই যখন যেটা যেটা কপালে আছে ভাই সেটাই হবে, রাইট? শুধু, শুধু আসলে আফসোস করে লাভ নাই। এ মানে এটা যখন দেখি বা এটা যখন ভাবি তখন আসলে মনটা আসলে শান্ত হয়ে যায়, রাইট?
জি, জি। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। ই জি। জি। হু, হু, হু, হু, হু, হু। জি। জি, জি, জি, জি। একদম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। জি। জি, জি। জি। জি, জি। হু, হু, হু, হু। জি। জি। জি, জি, জি, জি। জি। জি, জি। একদম ভাই। একদম ভাই।

জি, জি, জি, জি একদমই ভাই এমনই আসলে feel হয়। আ like ভাই, ভাগ্যের কথা যেটা বললেন, আসলে ভাই আমার কাছে মনে হয় সবকিছু আসলে pre-written. আ so আসলে আমরা যত যাই আমরা যাই করি, এখন যা করছি সেটা আসলে pre-written. Like আমি আ আ like অনেক কি একসময় দেখবেন ভাই, আপনি অনেক একটা বিষয়ের জন্য অনেক দিনরাত পরিশ্রম করছেন আপনি, সেটা কিন্তু আপনি like পাবেন না। কিন্তু হু, আপনি যেটার জন্য পরিশ্রম করেন না, যেটা যদি আপনার ভাগ্যে থাকে, তাহলে automatic হয়ে যায়। আসলে আমি এই বিষয়গুলো অনেক দেখি ভাই আমার ক্ষেত্রে। আমি জানিনা মানুষের ক্ষেত্রে কেমন হয়। তো আপনি কি আপনার ক্ষেত্রে আসলে এমন দেখেন যে প্রাকৃতিকভাবেই আসলে আমাদের জীবন চলে, তাই না?
জি। হুম, হুম। জি, জি। জি, জি, একদম। জি, জি, জি। একদম, একদম, একদম। জি। উ-হুম। জি, জি। হুম, হুম, হুম। জি, জি, জি। উ-হুম। জি, জি। একদম, একদম। জি। হুম, হুম। জি, জি। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ব্যাপারটা হচ্ছে কি যে, আ আমার এমনও হয়েছে যে উম দেখেন, আম আমি হয়তোবা পরীক্ষায় পাস করব না। আমি জানি আমি পরীক্ষায় পাস করব না। ঠিক আছে? কিন্তু দেখা যায় কি যে, উম ইয়া যদি ভা ওই যে ভাগ্যে ছিল তাই পরীক্ষায় পাস করে গেছি। ঠিক আছে? <chuckles> এরকম অনেকবার হয় কে এবং সবচাইতে বড় ব্যাপার কি জানেন? যে আমাদের না মা বিশ্বাস করতে হবে এটা যে সবকিছু আসলে আম যেটা হওয়ার সেটা হবেই, যেটা হওয়ার না সেটা কখনোই হবে না। এবং প্রাকৃতিকভাবেই মানে প্রকৃতির সাথে উম স্রষ্টার কিন্তু একটা বেশ উম ভালো একটা সংযোগ আছে। স প্রকৃতির মাধ্যমে কিন্তু স্রষ্টা আমাদের কাছে reach করে এবং আমরাও কিন্তু প্রকৃতির মাধ্যমে কিন্তু স্রষ্টার কাছে reach হতে পারি। ঠিক আছে? অ্যা আমরা যে যেখানে যাকেই বিশ্বাস করি না কেন, আল্লাহ, খোদা, ভগবান বলুন বা উম যাকেই বলুন না কেন, আম আমরা কিন্তু হচ্ছে যে প্রকৃতিই কিন্তু হচ্ছে যে আল্লাহর একটা নেয়ামত। তাই না? সেই নেয়ামতটার কাছাকাছি যখনই আপনি যাবেন তখনই কিন্তু মানে হ বলে না যে আল্লাহর রহমত যেখানে আছে সেখানে যদি কিনা আপনি যান তাহলে মন automatically শান্তি হয়ে যাবে। যেমন আম আপনি কখনো বাউ সাজেক গিয়েছেন ভাই? মানে সাজেকের একদম পাহাড়ের চূড়ায়
জি। জি, জি, জি। জি, জি, জি, জি, জি। হুম, উহুম। জি। জি, জি। জি, জি, জি। জি। জি। জি। জি, জি। একদমই, একদমই। ঠিক। জি, জি। জি, জি। জি, জি। আ আ জ্বী না ভাই, আমার সাজেক যাওয়া আসলে হয় নাই।
জি। আ মাট অবশ্যই যাবেন। আপনাকে আমি suggest করে রাখলাম যে যখনই সুযোগ পাবেন তখনই সাজেক একবার হলেও ঘুরে আসবেন। কারণ সাজেকের এমন একটা জায়গা যেই জায়গাটার মধ্যে আপনি যখন দাঁড়াবেন পাহাড়ের চূড়ায় তখন দেখবেন যে মেঘ আপনাকে ছুঁয়ে, ছুঁয়ে যাচ্ছে। ঠিক আছে? এবং সেই যে ঠান্ডা একটা আবহাওয়াতে তখন আপনার কাছে মনে হবে কি যে আপনি নিজেই হচ্ছে প্রকৃতিকে মানে একদম স্পর্শ করতে পারবেন। এমন একটা অনুভূতি পাওয়া এটা কিন্তু আসলে আমি মনে করি যে বেশ ভাগ্যের ব্যাপার। তবে ওয়া আমার মনের মধ্যে ছোট্ট একটা প্রশ্ন বারবার খালি ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে যে ম এই যে বললেন, যে বৃষ্টি আপনার ভালো লাগে। ঠিক না? তো মানে বর্ষাকালটা আপনার কেন ভালো লাগে এবং এ এই বর্ষাকালের মধ্যে আপনি কি খুঁজে পান যে প্রকৃতির সাথে আপনি কিভাবে করে নিজেকে connect করেন?
জি, জি। এইযে জি। জি, জি, জি। জি, জি। জি। হু, হু। জি, জি, জি। জি, জি, জি, জি। আহা!